হ্যাঁ। শুধু য যদি বৃষ্টিটা থাকতো, যদি বৃষ্টিটা থাকতো।
ভাইরে! বৃষ্টি চলাকালীন। তো আবার এমনও ভাই এমনও হইসে, <scoffs> বৃষ্টির দিনে আমরা মাঠে খেলতে যেতাম দলগতভাবে হাঁস যেমন হাঁসকে ডাকতে যায়। আমরা এরকম করে বন্ধুবান্ধব ডাকতে যাইতাম। ১ জনের কাছে স্ট্যাম্প, ১ জনের কাছে বল, ১ জনের কাছে ব্যাট, ১ জনের কাছে ফুটবল। "কিরে দোস্ত ফুটবল আনছস কেন?" আমি বলতাম "দোস্ত বৃষ্টি যদি চলে আসে তখন তো আর ক্রিকেট খেলতে পারবি না। তখন ফুটবল খেলব।" তো আমরা এমন হয়েছে যে ক্রিকেট-ফুটবল ২ টাই নিয়ে গিয়েছি। "বৃষ্টি নাই ক্রিকেট, বৃষ্টি শুরু ক্রিকেট ছাড়া রান কত বাকি আছে পরে দেখা যাবে ফুটবল শুরু।"
হ্যাঁ। জ্বি। হ্যাঁ। জ্বি। হ্যাঁ। জ্বি। জ্বি। হ্যাঁ।
Oh my goodness. ভাই খেলাধুলা মনকে অনেক ভালো রাখে, শরীরকে অনেক ভালো রাখে নিঃসন্দেহে। তবে আ
অ অনেক ভালো রাখে এবং আমার মতে যে এটা আমাদের জীবনে অনেক বড় একটা প্রভাব পড়ে ভাই। কাউ যে যেমন আ যেমন আমি যদি বলি যে আমাদের জীবনে আপনি মনে করুন যে ফুটবল খেলার থেকে বা যেকোনো খেলাধুলা আপনি আ ম্যানেজমেন্ট অ সম্পর্কে জানতে পারবেন Statistics সম্পর্কে জানতে পারবেন। আ ডিসি Discipline সম্পর্কে জানাতে পারবেন আবার হচ্ছে হোল গিয়ে আপনার আ ইস টা Statistics সম্পর্কে জানতে পারবেন। আ তো আপনার লিডারশিপ, লিডারশিপ হ্যাঁ লিডারশিপ ও আসবে। হ্যাঁ।
অনেক, অনেক বেশি, অনেক বেশি। Discipline সম্পর্কে জানতে পারবো। অবশ্যই আরো ভাই আমি যদি যোগ করি একে অপরের সম্পর্কে এক্সাক্টলি। এবং এ একে অপরের সাথে কথা বলে তার সাথে বন্ধুত্ব করে তার মাধ্যমে আমার কাজ এবং তার কাজটা আমি হয়ে করে দেওয়া এই ব্যাপারগুলো আমাদের হয়ে যায়। কিন্তু ভাই, মানে এগুলো তো দলগত কাজ, এগুলা তো দলগতভাবে আমরা খেলি আমাদের অনেক ভালোও লাগে। কিন্তু জীবনে কিন্তু আমাদের এরকম খেলাও ছিল যে আমাদের মনকে অনেক দোলা দিত। সেটা হচ্ছে Individual game যেগুলো আমরা একা খেলতাম। মানে প্রতিপক্ষ ১ জন আমি ১ জন। এমন কোন খেলার গল্প আপনার কাছে আছে কিনা?
বন্ধুত্ব করা। হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ। একা খেলতাম। হ্যাঁ। ব্যাডমিন্টন, <laughs> ব্যাডমিন্টন আমার কাছে সেই লাগে ভাই।
<laughs> ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন আসলে এটাও তো ২ জনের খেলা। মানে ২ পাশে ২ জন খেলে।
২ জন, ২, ২ পাশে ২ জন মানে আ অপর পাশে আমার প্রতিপক্ষ থাকবে এই পাশে আমি থাকব।
মানে ২ জন করে থাকে ও আচ্ছা সিঙ্গল গেমের কথা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, ওয়াও।
সিঙ্গেল, সিঙ্গেল, সিঙ্গেল ম্যাচ। ডাবল ম্যাচও খেলতে পারেন আবার সিঙ্গল ম্যাচও খেলা যায়। আমি ২ টাই খেলছি। তবে আমার কাছে ব্যাডমিন্টনটা সেই লাগে। আমি যদি ফুটবলের পরে যদি কোন খেলা থাকে তো সেকেন্ডে আমি প্রায়োরিটি ব্যাডমিন্টন। অ ভাই শরীরটারে পুরা গরম কইরা দেয় শীতের সময়। <laughs>
ওয়াও, ওয়াও, ওয়াও। ইয়াহ সেম, সেম এবং ঐখানে ব্যাডমিন্টনের মধ্যে আসলে ওই আ ফুট ওয়াকিং তারপর হচ্ছে থার্ড কোর, জাম্পিং, স্মাশ এগুলা আসলে মুভিং করে, করে খেলাটা আসলেই, আসলেই অনেক জোস। তবে আমি ১ ধরনের খেলা দেখেছিলাম ঐখানে ওরা আসলে ওই আ টেবিল টেনিস টাইপের ১ টা খে
Hardcore jumping উম ভাই। জ্বি।